হ্যা, সুইসাইড করল, কি করল না।
হু, হু। ওকে।
কি বেঁচে আছে কি বেঁচে নাই।
আচ্ছা, ভালো কথা বললেন। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো খবরটা অনেক দ্রুত পৌঁছায়। অ্যাঁ ফেসবুক, ইউটিউবে। এবং মানুষের মতামত দিতে পারে। অ্যাঁ শেয়ার করা যায় সহজে। এটা কিন্তু খুব একটা দারুণ একটা বিষয়। অনেক সময় কিন্তু সাধারণ মানুষই কিন্তু সাংবাদিক হয়ে ওঠে। যেমন লাইভে অনেক সমস্যা তুলে ধরে। হু। <chuckles>
আবার হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হু, হু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি বর্তমানে এখন অ্যাঁ রিক্শাওয়ালার হাতেও এন্ড্রয়েড সেট তারাও ফেসবুক ইউস করে। যেকোনো নেতিবাচক ইতিবাচক ঘটনা ঘটুক না কেন তারা লাইভ করে সেই খবরগুলোও আমাদের সাধারণ মানুষ মানে স সারা বিশ্বের কাছে পৌঁছায় দিচ্ছে।
হুম। হুম। আচ্ছা, ভালো কথা বললেন। তো দেখেন অ্যাঁ আসলে আপনি তো বললেন সচেতনতা নিয়ে অনেক সুন্দর, সুন্দর আলোচনা কর বললেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ে
হু, হু। জ্বি, জ্বি।
কিন্তু অ্যাঁ যে খবরটা মানুষকে বিভ্রান্তি এ ক করতে পারে বা এই ধরনের বিভ্রান্তিকর খবর অ্যাঁ আসলে খবর কখন বিভ্রান্তি তৈরি করে বা সচেতনতা তৈরি করে। কী বলবেন এই বিষয়ে?
হু। হু, হু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আসলে খবর বর্তমানে এমনভাবে উপস্থাপিত হয় যে, মানুষের মধ্যে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। বিভ্রান্ত সৃষ্টি করবেই। এতে আমাদের অ্যাঁ সচেতনতা বাড়তে বাড়াতে হবে। আর যদি আমাদের সচেতনতা না বাড়ায় তাহলে অ্যাঁ এই বিভ্রান্ত খবরগুলো থেকে আমরা অনেক খারাপ কিছু
হুম। হুম। হু, হু। হু, হু। হু, হু। কিরকম বিভ্রান্তিকর খবর আপনি বলছেন এই বিষয়টাতে?

হুউম। ঠিক কথা বললেন। আসলে আ আগে কিন্তু এই যে অনেক কম বয়সী মেয়েদেরকে বিয়ে বিবাহ দিত। এবং তাতে কিন্তু অনেক মেয়ে কিন্তু গর্ভধারণ করত এবং ম আ তার ফলে অনেক মেয়ে কিন্তু মারাও যেত। হ্যাঁ? তো আপনি কি মনে করেন যে সমাজে বা e দেশে কোন ধরনের খবর আসলে মানুষের মনোযোগ আকর্ষণ করে এবং সচেতনতা বাড়ায়?
হু। হ্যা। হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বি, জ্বি। আমার মনে হয় কি বর্তমানে যে খবরগুলো সবচেয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করে সেগুলো হচ্ছে বিনোদন। তারা তারা বিভিন্ন ধরনের বিনোদন টপিকস গুলোই তারা বেশি পছন্দ করে। এই ধরেন আ এব এব বিশেষ করে এখন মানুষ পছন্দ করে চলচ্চিত্র নিয়ে। বিভিন্ন নায়ক নায়িকা মডেল এগুলো নিয়ে। খেলোয়াড় এদের হচ্ছে
হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। হু, হু।

আসলে হ্যাঁ, আমাদের একটু বুঝে শুনে চলতে হবে এবং সোশ্যাল মিডিয়াটাতে আমরা কিন্তু অনেক সময় এ ধরনের অ্যাঁ ঘটনাগুলো বেশিরভাগ সময় দেখতে পাই। তবে একপাক্ষিক তথ্য যখন আমরা দেখি এবং অতিরঞ্জিত অকল্পনীয় কিছু গল্প, হ্যাঁ তো আমার মনে হয় যে এই ধরনের কোন সেনসিটিভ গল্পগুলোকে আমাদেরকে কয়েকটা জায়গা থেকে আসলে সোর্স করে কিন্তু সেটাকে আমাদের নেওয়া দরকার। এছাড়া কিন্তু আমরা কিন্তু মনে হয় না যে আসলে ভালো একটা সমৃদ্ধ তথ্য পাব, তাই না?
হুম। জ্বি, জ্বি। হুম। জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হু, জ্বি, জ্বি। হুম, হুম। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি।
জ্বি। তো বলুন।
তো এমন খবর কখন মানে এসব খবর কখন উপস্থাপিত হয় যেটা মানুষের মানে বিভ্রান্ত করতে পারে?
আসলে দেখেন, মানুষকে বিভ্রান্তি করতে পারে এরকম সময় আসলে উপস্থাপিত কখন হয়? যেমন দেখেন, একটা ঐ যে মেসির কথাই তো বললাম আপনাকে। হ্যাঁ? মেসিকে নিয়ে অ্যাঁ একটা ধরুন আগামীকালকে একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা আছে। মেসি অ্যাঁ আর্জেন্টিনা আর ব্রাজিল খেলবে। এখন হঠাৎ করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ একটা খবর পাঠালো যে অ্যাঁ মেসির ভয়ানক পেট ব্যথার কারণে আগামীকাল তিনি খেলছেন না। হ্যাঁ, তখন কিন্তু ওই যে হ্যাঁ।
হুম, হুম। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বি। জ্বি, জ্বি। <chuckles> জ্বি। জ্বি, জ্বি, জ্বি। আমার মনে হয় কি এই যে খেলার সময়টাতে হচ্ছে বেশিরভাগ এই খবরগুলো অ মানে মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয় যাতে মানুষ অ্যাঁ খেলার খবরগুলো দেখতে বেশি আকর্ষণ মানে মনোযোগ দেয়। তাই নয় কি?
হুম। হুম। হুঁ, হুঁম। হু, হুম। জ্বী। জ্বি, ভালো কথা বললেন। হুম।
তো জ্বি।
সেটি আরকি। তো যদি দেখা যায় যে, এই ধরনের সচেতনতামূলক কোন প্রকার অসচেতনতামূলক বা এ ধরনের অহেতুক কোনো প্রকার বিভ্রান্তিকর খবর আমরা দেখি। আমাদের যদি সেটা সন্দেহ হয়, আমাদের অবশ্যই সেটা কিন্তু গুগলে সার্চ করে বা কিংবা বিভিন্ন সোর্স থেকে দেখে নিলে মনে হয় যে বিষয়টার একটা সত্যতা পাওয়া যায়। তাই না?
জ্বি, জ্বি। হুম, হুম। জ্বি, জ্বি। জ্বি। হ্যাঁ, হ্যাঁ।

হ্যালো কেমন আছেন?
হ্যাল হ্যালো। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
হুম, ভালো আছি। কি করছেন?
অ্যাঁ বলেন না। খবর দেখতে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছি।
আচ্ছা, আচ্ছা কেন? কি খবর দেখাচ্ছিল?
কিছু, কিছু খবর সামনে আসে যেগুলো আসলে দেখলে মাথাটাই নষ্ট হয়ে যায়। যেগুলো অনেক মিথ্যা খবর মানে ভিউ এর জন্য অ্যা আমরা দেখি তারা ভিউ বাণিজ্যের জন্য মিথ্যা খবরগুলো ছ বিভিন্ন অনলাইন পোর্টালে আ ছড়াই দিয়েছে। ওগুলো দেখেই ভালো লাগে না।
আচ্ছা। উহু। হুম। উহু। হু, হু। হু। হুম। আসলে ঠিক কথা বললেন। আপনার সাথে আমিও একমত। আজকাল কিন্তু অনেক ভুয়া খবর দেখা যায়।
জি, জি, হু, হু। হ্যাঁ।
হ্যাঁ তো দেখেন অ্যা সামাজিক অনেক প্রকার খবর কিন্তু আমরা দেখতে পাই যেটা অনেক সচেতনতা বাড়ায়। যেমন দেখেন আমাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু অ্যা খবরে কিন্তু অনেক প্রকার এমন কিছু খবর আসে যেটাতে কিন্তু আমরা কিন্তু পুরো দেশ কিন্তু উপকারিত হই। তাই নয় কি?
হু, হু। জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছেন। আজকাল রিসেন্ট কিছু খবর আছে যেগুলো দেখে আমার আর কারুর মাঝে সচেতনা আস আসছে কিনা জানি না। আমার মাঝে আসছে আ যে, আজকাল আমরা বাচ্চাকে লিচু খাওয়াচ্ছি। মানে লিচু খেতে দিচ্ছি লিচুর আটি সহ খেয়ে ফেলতেছে। দেখা যাচ্ছে আঁটি বেঁধে বাচ্চা মারা গিয়েছে।
হু, হু। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা।

নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক কথা বললেন। তো আসলে অ্যাঁ খুব দারুণ একটা আপনি কথা বললেন। কিন্তু দেখেন আমাকে একটু বলেন। যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন Facebook বা ইত্যাদি, ইত্যাদি এইসব, এসব আসলে আমাদের খবরগুলো আমাদের কাছে পৌঁছে বা দেয় কিভাবে? বা এর কতটা সত্যতা কিংবা এটার গুরুত্বপূর্ণতা যদি একটু আমাকে বলতেন?
হুম, জী। উম-হুম। উম-জী। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম, উম-হুম, হুম। এ আমার মনে হয় যে সামাজিক অ্যাঁ যোগাযোগ মাধ্যমগুলা Facebook, Tweeter, তারপরে হচ্ছে Instagram, অ্যাঁ YouTube বলেন এ এগুলা আমার ক্ষেত্রে মনে হয় কি অ্যাঁম <smacks lips> এই খবরগুলো সম্পূর্ণ অ্যাঁ মানে সত্যতা নাই। অনেকে অ্যাঁ টাকা ইনকামের জন্য, ভিউ বাড়ানোর জন্য হচ্ছে অনেক মিথ্যা কবর এ্যা ছড়াই দেয়। অনেকে উ খবরের হেডলাইন টা এমন আকর্ষণীয় করে দেয় যে মনে হবে যে খবরটা সত্য। আসলে এর হেডলাইন এর মাঝে গেলে তখন বিস্তারিত দেখতে গেলে মনে হয় যে এটা একটা ফানি কোন খবর। এজন্য মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়।
হুম, হুম। হুঁম, হুঁম। হুম, হুম। হুম, হু।